আচ্ছা, আচ্ছা।
ফোনটা মোটামুটি বোধহয় ২০১০ এর দিকে আম পুনরায় চালু হলো আরকি। খুব বেশি না কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এর আগে খুব দামও কম ছিল। তাছাড়া আবার ঢা ওই সব এলাকাতে ফোন ধরত না হ্যাঁ, দেখেছি তো, হ্যাঁ?
পুরোপুরি available হয়ে গিয়েছে তখন জি, জি। হুম। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ।
মানে টাওয়ার ক এত ছিল না। এখন তো বাংলাদেশের যে কোন জায়গায় যান, শুধু বোধহয় যে সুন্দরবনের ভেতরে যে কথা বলা যায় না। আমি একবার দেখে এসেছিলাম। ওখানে সব টাওয়ার কাজ করে না। কিছু, কিছু টাওয়ার আছে, মানে কিছু, কিছু কোম্পানি যে ইয়া করেছে। ব্যাপারটা কি, ঐ যে অনেকে ভ্রমণে যায়। ভ্রমণে গেলে কিন্তু আপনার এই গ্রামীণ ফোন বা অন্য কাজ করে না। তো কিছু টাওয়ার আরকি হয়েছে একটা বিশেষ হ্যাঁ, এইটা আরকি করেছে। তো এখন আমার মনে হয় সব টাওয়ারই হবে আ বোধহয়। কারণ প্রচুর লোক, হাজার, হাজার লোক ভ্রমণে যাচ্ছে এখন।
যেকোনো জায়গায় হচ্ছে। জি। হু-হুম। আচ্ছা। জি। Exactly. হুম। হু, হুম।